জি, একদমই ঠিক বলেছেন আপনি ইংলিশ শেখা, আজ ওই আবার অ অনেক কিছুই আছে দেখবেন। এখন আ ভবিষ্যতে যদি ভালো কিছু করতে চান দেখবেন যে এখন কিন্তু সবকিছুই প্রযুক্তি নির্ভর হয়ে যাচ্ছে। তাই না? তো সেক্ষেত্রে আমাদের এখন মানে এই যে প্রযুক্তি নির আ ভিত্তি করে যে ধরনের দক্ষতা গুলো আছে বা যে বিষয়গুলো আছে সেগুলো যদি আমরা শিখি তাহলে কিন্তু দেখবেন যে সামনে গিয়ে আমাদের অনেক বেশি পথ থাকবে বা কিছু করার ধরুন অপরচুনিটিস যেটাকে বলছি আরকি সেটি কিন্তু থাকবে। অনেক বেশি দেখবেন যে অন্যদের তুলনায় আপনি খুব ভালো সুবিধা পাচ্ছেন। এবং আমার সবার ক্ষেত্রে আমার মনে হয় যে সবাই যদি এই ধরনের আ চেষ্টাগুলো করে যে আসলে <clears throat> প্রযুক্তিনির্ভর কিছু করবো সেটাও সম্ভব। আবার প্রযুক্তি ব্যবহার করে কিন্তু অন্যান্য দক্ষতাও কিন্তু আমরা অর্জন করতে পারছি। যেটি কিন্তু আমরা আমাদের <clears throat> ভা মানে রিয়েল লাইফ এ কাজে লাগাতে পারি। বাস্তব জীবনে।
হুম। হু, হু, হু। হুম। জ্বি, জি, জি। হু, হু। হুম। একদমই ঠিক বলেছেন। আসলেই। <coughs> যেই ইংলিশ শেখাটা তো না আমি তো ধরেন এর ভিতরে কত কিছু শিখে ফেলেছি এর মাধ্যমে। তো মাঝে, মাঝেই দেখি সেগুলো দেখি দেখে মনে হয় এ আমি যেটা শিখেছি সেটা দিয়েও কাজ হয় অনেক সময়। যে অনেক সময় দেখি যে মানে মেয়েরা কত অল্প থেকে শুরু করে কত বড় একটা মানে কি বলবো এ্যা কাপড়-চোপড় বলেন বিভিন্ন এইযে দেয় তো অ্যাডভার্টাইজ দেয় তারা কত বা এম এমনি টেলিভিশনও দেখছি যে অল্প থেকে শুরু করে তারা কত একটা ভালো জায়গায় প পৌঁছে গেছে এরকম। হাতের কাজ করা কাপড়-চোপড় বলেন, নকশি কাঁথা বলেন। কত কিছু করে দিচ্ছে এখন। অনেকেই তো শিখে-টিখে তো আমারও কিন্তু এরকম শখ হয়। এই আরকি। যে এগুলো বা টুকটাক পারি আমি ভবিষ্যতে দেখা যাচ্ছে আমিও একটা কিছু করে ফেললাম এর মাধ্যমে। <chuckles> তো আসলেই তাই।
জি, জি, হু, হু। হ্যাঁ, হ্যাঁ। জি, জি, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, <chuckles> জি। জি, জি। <chuckles> জি। <chuckles> হ্যাঁ, হ্যাঁ, <chuckles> জি, একদম ঠিক বলেছেন আসলে